তো এক্ষেত্রে হয় কি যে, য বাবাকে যেহেতু দেখল, হ্যা, বাবাকে আমরা দেখতাম যে হ্যা, বাবা আসলে এত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু হচ্ছে যে মাকে সাহায্য করছে। বা অফিস থেকে এসেও কিন্তু ঘরের কাজে মাকে সাহায্য করছে। তো ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে উপলব্ধিত হল যে হ্যা, আমরা অফিসে কাজ করছি বা অ স্কুল কলেজে যাচ্ছি তাতে কি হল? বাবা যেহেতু এত কাজের প্রেশার এর মধ্যেও মাকে হেল্প করতে পারছে বা বাসায় কাজ করতে পারছে আমরা কেন পারছি না? তো ছোটবেলা থেকে ওটা দেখতে, দেখতে, কখনো মাথায় এটা আসেনি যে যারা বাইরে কাজ করে ওরা ঘরের কাজ করবে না। ব্যাপারটা ঘটেনি। এবং এই জিনিসটা কিন্তু আসলে বাবার ক্ষেত্রে তা ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা বেশি ভালো কাজে দিয়েছে। ছেলেদের মধ্যে থাকে কিন্তু একটা বলে না যে, আমরা কেন ঘরের কাজ করব? না সে বাবাকে দেখছে বিদায় সে আসলে ওই ব্যাপারটা তার মাথায় আসেনি যে, আমি ঘরের কাজ। আ কো আ ও তার কাছে এটা খুব নরমাল মনে হয় যে হ্যা ঘরের কাজ ছেলেমেয়ে সবাই করে।
এক হ্যা, হ্যা, হ্যা। জি। হ্যা, হ্যা। হুম। আচ্ছা। হ্যা, এটা, এটা, ঠিক বলেছেন জি। ছেলেমেয়ে সবাই করতে পারবে। এটা কিন্তু চমৎকার। মানে আ আপনার বাবা যে এই জিনিসটা শিখিয়েছে এটা আসলে প্রশংসনীয়। আর আপনার ভাই যে এই জিনিসটা শিখতে পেরেছে তার জন্য আসলেই অনেক বেশি এটা বলবো যে আ তার আপনাদের কাছে অনেক proud feel এর যে না সে শিখিয়েছেস তার কাছে এটা কিভাবে আ মানে বিভেদ নেই কোন কিছু বলা যায়। আ সুন্দর বলছিলেন তো এরকম কি থাকে যেমন আপনারা ব আপনি বলছিলেন যে আপনার আসলে ২ টা ছোট ভাই বোন আছে। তো আ থাকে না যে এই কাজটা আপনি করবেন, ওই কাজটা তারা করবে। এরকম রেখে দেওয়ার একটা ভাব থাকে। সারাক্ষণ কাজ ভাগাভাগির ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে অনেক না মানে বলবো যে মত আ দেখা যায় যে, বিরোধ হয়ে যায় বা একটু ঝগড়া বিবাদও হয় মাঝেমধ্যেই তো এরকমটা কি কখনো হয়েছে কিনা? যে ঝগড়া করা বা এরকম কোনো কিছু?
হ্যা, তা। অবশ্যই, অবশ্যই। চিট, হ্যা, হ্যা। হ্যা এটা তো প্রতিনিয়ত। ঐটা প্রতিদিন হয়। <chuckles> আমার মনে হয় যে প্রতিদিন আমরা ৩ জনের ঝগড়াঝাটি থাকে। কারণ ওদের হয় যে, ওরা কাজ করেছে এবং আমি অ আ আমি যখন সন্ধ্যায় আসি তখন আমার মনে হয় যে না ঠিক মত করেনি। আমার একটা ভুল বের করতে হয়। তাদের ভিতর থেকে আমি বলি যে এইটা কিভাবে কাজ করলা? এব ওরা থাকে এবং আমার ভাই, আমার বোনের ক্ষেত্রে হয় যেহেতু আমরা একটা রুম এর মধ্যে থাকি একসাথে। তো আমাদের একটা রুটিন করা আছে যে রাতে সে বিছানা করবে সকালে আমি বিছানাটা তুলব। তো ওই সময়টা থাকে যে এখন সে করে কি মাঝে, মাঝে, একটু চালাকি করে হচ্ছে রাতে পড়তে বসে জায়গা। যাতে তার বিছানাটা করতে না হয়। এখন আমি আমার সময় গিয়ে তো শুয়ে যাবো ব্যাপারটা। তো এবার আমিও কিন্তু না শুয়ে চেয়ারে বসে থাকি যে, না তুমি বিছানা করলে আমি শুবো ব্যাপারটা এরকম
বাহ! আচ্ছা। হুম, হুম। আ আচ্ছা, আচ্ছা। ওহো! বাহ! বাহ! ভাগ করে নেওয়া। হুম। <laughs> ইন্টারেস্টিং। জি ও আচ্ছা। এটা কিন্তু চমৎকার যে দুজনেই দুজনের কাজ। একজন আছে ফাঁকি দেওয়া নিয়ে আরেকজন আছে যে না তার কাজ করাই লাগবে। যতক্ষণ কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত নড়া যাবে না। বাহ! এটা কিন্তু চমৎকার বলছিলেন সেক্ষেত্রে আপনিও খুব বলা যায় যে, থাকে না যে কোমর বেঁধে লেগে পড়া। যে না তাদেরকে দিয়ে কাজ করাতেই হবে সেই জিনি কড়িয়ে ছাড়বো। এই জিনিসটা আসলে দায়িত্ব নিয়েছে চমৎকার। তো উম <smacks lips> থাকে না যে আসলে একটা সময় দেখা যায়। প্রতিদিন তো আসলে ঘরের কাজ এত বেশি থাকে না। বলা যায় যে, আ বিশেষ করে রান্নাবান্নার কাজটাই খুব বেশি কষ্টের হয়ে যায় মায়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে রান্নার কাজে আসলে কি হেল্প করা হয় বা ওই কাজগুলোকে কি একটু হলেও ভাগাভাগি করা হয় কিনা?
কড়াই লাগবে আজো <chuckles> <giggles> <chuckles> কড়াই ছাড়বো কাজ <chuckles> হ্যাঁ। হু, হু। জামেলা হ্যাঁ, আ